আচ্ছা, আমার কাছে মনে হয় যে সবথেকে গর্বিত মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল মানে অনেকগুলো মুহূর্তই আছে, তার মধ্যে একটা ছিল যে আমি একটা বিজনেস কম্পিটিশনের উইনার ছিলাম। তো এটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের ওখানেই। তো আমার ব্যবসা নিয়ে আমি ওখানে এপ্লাই করছিলাম তো ওইটার জন্য অনেকগুলা রাউন্ডে আসলে আমাকে আসলে কি বলা অনেকগুলো সাবমিশন দিতে হইছে হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্টেশন করতে হইছে জি, জি, জি, অনেক মানুষ ছিল আসলে ওইখানে মনে করেন ইউনিভার্সিটির ভিতর থেকেই আপনার মনে করেন কয়েকশো মানুষ এপ্লাই করে। সেখান থেকে দেখা যায় ২৫ জন সিলেক্ট হয় ২৫ জনের মধ্যে আবার মনে করেন কম্পিটিশন হয়। সেখান থেকে ১০ জন থাকে ১০ জন থেকে শেষমেষ আ দেখা যায় যে আ ২ টা টিম হয় ওই ২ টা টিমের মধ্যে একটা আমরা ছিলাম তো জি।
হ্যাঁ। বাহ! জি। হু। সাবমিশন দিতে হ হয় এবং অনেক কম্পিটিশনও দেওয়া ছিল অনেক, হু। জি। জি। হু। হু, জি। বেশ তো যে আপনে যে বললেন যে অডিশন হয়েছে আ কয়েকশো জন মানুষের মধ্যে তার মধ্যে মানে আ কয়েকশো জন মানুষের কম্পিটিটিভ পার্ট হয়েছিল। তারপর ওইখান থেকে আপনারা ২৫ জন সিলেক্ট হয়েছেন। এটা কি অডিশনের সিস্টেম হয়েছিল? আ ১৫০ ২০০ জন মানুষ, হু।
জি, এটা কিভাবে হয়েছিল যে হ্যাঁ, হ্যাঁ, এখানে এটা তো একটা আছে আরো একটা আছে আমার কম্পিটিশন জেতার তো ওইটাই আমরা উইনার ছিলাম না। এটাতে যেটা হয়েছিল এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল তো বাইরে থেকে মানুষ কম ছিল। কিন্তু আ সবাই কিন্তু অনেক, অনেক মানুষ ছিল অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিল, অনেকের ভালো, ভালো আইডিয়া ছিল তো ওরা ওদের ব্যবসার একটা ফুল প্লান করে এখানে সাবমিট করে। তো ওই ওইখান থেকে আসলে নির্বাচিত হইছে ২৫ জন।
জি। হু। জি। হ্যাঁ। আচ্ছা, তো সেখান থেকে আপনি উইনার হন। তো ওইটার পরে আপনার মনে করেন যে নিজের অনুভূতিটা কিরকম ছিল? যখন আপনি মনে করেন যে একটা একাডেমিক পর্যায়ে যখন এরকম কিছুতে কম্পিটিশন যখন কেউ উইনার হয় অন্যরকম একটা অনুভূতি থাকে এবং তার প্রাউড ফিল করার তো জায়গার থাকে। ফ্যামিলিরও একটা প্রতিক্রিয়া থাকে, অনুভূতি থাকে। তো আপনার কিরকম এরকম ছিল অনুভূতি?
জি, জি, জি। জি, জি, জি, আমার ক্ষেত্রেও ওইটা ছিল। হু। জি, জি, জি, তখন তো মাত্র আসলে আমি নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। মাত্র ১ বছর হয়েছে এখন আমি মনে করেন 2nd ইয়ার বা বলে 4th বা 5th সেমেস্টারে ছিলাম তখন। তো তখন এই অর্জনটা আসলেই আমার কাছে খুব বড় লাগতেছিল। আর একটা বিষয় কি এর থেকেও বড় একটা কম্পিটিশন ছিল যেটার মধ্যে আমরা 1st হইনি, 1st হইলে আসলে ওইটাই সবথেকে ভালো লাগত। ওইটাই হইছে কি যে ওইটার মধ্যে ১ম এ ১৯৩০০ স আ কিছু মানুষ হয়তো এপ্লাই করছিল। তো ওই ১৯০০০ মানুষের ভিতরে আম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে মনে করেন কয়েকশো মানুষকে ডাকছিল একটা পরীক্ষা দিতে। তো ওইখানে কি হইছে আমাদেরকে সাথে, সাথে বসায় মনে করেন একটা কম্পিটিশন মানে ওইখানে আমাদেরকে একটা প্ল্যান বিজনেস প্ল্যান গুছাইতে বলছে মানে ওইখানে বসে আপনাকে একটা ডিরেকশন দেওয়া হইছে ওইটার উপরে আমরা প্ল্যান বানাইছি। তো ওইখানে প্রেজেন্টেশন দিয়ে ওইটার মধ্যে আমরা টিকসিলাম কয়েকশো ১ম এ ১৯০০০ ছিল ওইখান থেকে কয়েকশো, কয়েকশো থেকে আপনার আ শেষমেষ মনে হয় ৫০ বা ৬০ এরকম কিছু একটা টিম ছিল। তো পরের রাউন্ডে আবার এখান থেকে সিলেক্ট হয় ৫০ জনের মতো। ঠিক আছে? না, না, ১২০ জন ছিল ওইখান থেকে ৫০ জন হয়।
জি। ফাস্ট হয়ে যাবে তাই। হু। জি। অনেক মানুষ এপ্লাই করেছে তাহলে। জি। জি। হু। জি। হু। আচ্ছা।